হ্যাঁ, দেখুন, একটি আ ঘটনা আসলে বলতেই ভুলে গেছি। যে দেখা যায় যে আমার একটা ছোট ভাগিনা রয়েছে। তো সে দেখা যায়, যখন আসলে আমরা এই যে, আ যখনই এইরকমভাবে, যখনই আসলে সবাই মিলে একত্রিত হয়ে, যখন এই যে আ পরিবারের মধ্যে যখন খাবার দাবারগুলো খাওয়া হয়, তখন কিন্তু সে স্কুলে যখন যাবে, তার পাশে আসলে স্কুল। যার কারণে সে প্রতিদিন আসলে সকাল, সকাল বাসায় আসে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে, আ সে কি করে? সুন্দর করে, সে আমরা কিন্তু তাকে আ যে সে যখন স্কুলে যাবে, তখন কিন্তু ওই যে আ কি বলবো? টিফিন বাটিতে কিন্তু ওই যে, দাওয়ার যে ব্যাপারগুলো, যে আসলে খাবারগুলো, রুটি, আলু ভাজি, এগুলো দেওয়ার <chuckles> একদমই, একদমই। তো সে কি করে? তারও কিন্তু একটা রুটিন আছে সকালবেলা। তো যখন তাকে খাবারগুলো প্যাক করে দেওয়া হয় একদমই। বিকেলবেলা বা হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য। তো সে কি করে? সকালবেলায় সুন্দর করে যখন বের হয় গেট থেকে, তখন দুটো কুকুর আছে। তো সুন্দর করে সে কুকুর দুটোকে সে খাবারগুলো দিয়ে দিবে। দেওয়ার পরে সে কিন্তু চলে যাবে। তো তার মনে কিন্তু একটুও দুঃখ থাকে না একদমই।
জি, অবশ্যই বলুন। আচ্ছা। <chuckles> আচ্ছ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সে আ তার ব্যাপার গুলো আসলে খেয়াল রাখে, আপনার মা। হ্যাঁ। <chuckles> সেটা তো বোঝাই যাচ্ছে, হ্যাঁ। <chuckles> তো এই ক্ষেত্রে আসলে না, এটা তো ঠিক যে, সে আসলে দেখা যাচ্ছে কুকুরকে খাবার দিয়ে যাচ্ছে। তো আসলে যখন নিজের ব্যাপারটা আসে, মানে যখন আসলে তার টিফিনের সময়টা আসে, তখন সে আসলে কী করে?
<chuckles> হ্যাঁ, তখন আসলে কি করে? মায়ের কাছে কিন্তু চায় যে, "মা আমাকে এটা খেতে দাও বা ওটা খেতে দাও।" যখন দেখে যে, "টিফিন কই?" তখন বলে যে, "আমার বান্ধবী চুরি করে নিয়েছে।" তো এইভাবে। আমি একদিন দেখতে পাইছি যে আচ্ছা, সে প্রতিনিয়তই এটা করছে। তো আমার কাছে বেশ ভালো লাগছে যে, আসলে তারও কিন্তু একটা বেশ দারুণ রুটিন, আসলে একদমই, একদমই।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। আপনার পরিবারের, পরিবারের যে রুটিনটা, এটা কিন্তু আসলেই দারুণ। তো আপনার কাছে শেষ প্রশ্ন এবং খুবই ছোট প্রশ্ন। যদি আপনাকে কখনো সুযোগ দেওয়া হয়, সকালের রুটিনে একটি মাত্র জিনিস, যেটা আপনি বদলাতে চান। সেটা কোনটা এবং কেন?
হ্যাঁ। দেখুন, আসলে আমি বলব যে আসলে বিভিন্নভাবে আমরা আসলে দেখি যে, ওই যে আ সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারের যে ব্যাপারটা, যে সকালবেলা আমরা হাঁটতে যাচ্ছি, কানে গান শুনতে, শুনতে যাচ্ছি। প্রকৃতির যে আওয়াজগুলা সেটা আসলে শুনি না। তো আমার ক্ষেত্রেও এরকমটা হয়ই অনেক ক্ষেত্রে এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াটা বেশ, বেশি ব্যবহার করা হয়। তো আমি বলব যে, আসলে অ্যা সকালের ক্ষেত্রে যে আমার সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে দিকগুলো রয়েছে, সেটা আমার কাছে আসলে মনে হয় যে আসলে একদমই। তো আমার কাছে মনে হয় এটাই যে, সেটা থেকে যদি কিছুটা বিরত থাকতে পারি, তাহলে সকালটা আরো বেশি সুন্দর হবে এবং আরো বেশি উদ্দামি হবে বলে আমি মনে করছি।
না, সেটা তো অবশ্যই ঠিক। হ্যাঁ। <chuckles> এটা বিরত রাখা উচিত। <chuckles> আরো বেশী সুন্দর হবে।

দেখুন, নাস্তার ক্ষেত্রে বলবো যে আমাদের বেশ কিছু রুটিন রয়েছে। যেমন: অ্যা যখন আসলে অ্যা যে যেখানেই থাকুক না কেন? সে তাকে কিন্তু একটা অ্যা টাইম রয়েছে। সে ঘুমিয়ে থাকলেও তাকে কিন্তু কোনো না কোনোভাবে যেতে হবে সেই খাবারের টেবিলে।
আচ্ছা, যদি বলেন। <chuckles> মানে নির্দিষ্ট সময় এসে নাস্তা গ্রহণ করতেই হবে, এমন কিছু?
একদমই, একদম। একদমই ঠিক তাই। তো দেখা যায় যে যখন আসলে এইযে নির্দিষ্ট টাইমটাতে যখন আসলে খাবার আসলে অ্যা খেতে বসি, তখন দেখা যায় যে আমাদের আর কাউ আ কেউ কিন্তু ফোন নিয়ে যেতে পারবে না। তার পাশাপাশি একদমই। অ্যা তো এরপরে আসলে খাবার শুরু করতে হবে এবং যে সবচাইতে বেশি খাবার খেতে পারবে, তাকে আলাদাভাবে আসলে পুরস্কৃত করা হবে মাসের শেষে। তো এইযে আসলে ব্যাপারগুলো, সেটা কিন্তু ভীষণভাবে একটা প্রতিযোগিতা হয়।
এটা একটা চমৎকার বিষয় কিন্তু, হ্যাঁ। <chuckles> বিষয়টা কিন্তু আসলেই চমৎকার। হ্যাঁ, যে আসলে আপনাদের বাসার একটা ব্যাপার। আসলে এটা চমকপ্রদই আমি বলবো। কারণ দেখা যাচ্ছে সবার কিন্তু ভিন্ন টাইমে কাজ থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, যে একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছে আপনার মা। তো সেক্ষেত্রে কিন্তু সেই টাইমের মধ্যে আসতে হয়। তা না হলে কিন্তু আসলে তার বকাঝকা শুনতে হয়। আবার এইযে যে মোবাইল মোবাইলের ব্যাপারটা, এটা আসলে স তিনি পছন্দ করেন না। এটা একটা ভালো বিষয়। কারণ এক্ষেত্রে কিন্তু অনেকে দেখা যায় আ মোবাইলটা ব্যবহার করে। তো আপনার মায়ের এই দৃষ্টান্ত আসলেই খুব চমৎকার তো। তো এ কখনো কি এমন হয়েছে? যে সকালে যদি কোনদিন দেরি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কি আপনার মা কি খুবই রেগে যায়? নাকি আপনার বাবাও রাগ করে আপনাকে
একদম। হ্যাঁ। <chuckles> একদমই। <chuckles> হ্যাঁ, মা-বাবা কিন্তু রুটিন ফলো করার যে ব্যাপারটি বা, সেটাকে মেনে চলার যে ব্যাপারগুলো, খুবই দারুণভাবে একদমই। আসলে তার পাশাপাশি আসলে এক বাবারও কিছু রুটিন রয়েছে, মায়েরও কিছু ব্যাপার রয়েছে। যেমন মা কিন্তু খাবারকে আসলে একদম খাবার টেবিলে এসে যথাসময়ে কিন্তু খেতে হবে। এটা নিয়ে কিন্তু আ ভীষণভাবে আমাদেরকে বকাঝকা করে। তার পাশাপাশি আরও একটি রুটিন রয়েছে বাবার ক্ষেত্রে। তিনি কিন্তু প্রতিনিয়ত যখন আসলে অফিসে বসে চা খাবো, তখন কিন্তু আসলে চা খাওয়ার পরে সাথে, সাথে আমাদেরকে সবার একটা রুটিন যে আ প্রায় হচ্ছে ১৫- ২০ মিনিট পেপার পড়তে হবে। তো যদি আসলে পেপার না পড়ি, তাহলে কিন্তু বকাঝকার যে ব্যাপারটা, সেটা কিন্তু ভীষণভাবে আসলে খেতে হয়। তো এই রুটিনগুলো আসলে আমাদের একদমই আসলে ফ্যামিলিতে মেনেই চলে সব
এটা যে খুব ভালোভাবে মানে দেখে এটা তো বোঝাই যাচ্ছে আপনার কথায়। হ্যাঁ। না, সেটা তো আছেই। খুব সুন্দর নিয়ম। <chuckles> না, আচ্ছা। না, এটা একটা চমৎকার ওটা আমি বলবো। <chuckles> <chuckles> সেটা তো বোঝাই গেল, হ্যাঁ। না, আপনাদের আসলে যেই পারিবারিক রুটিনটা, এটা আসলে খুব চমক মানে চমৎকার বলা যায়। তো দেখা যাচ্ছে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু চায়ের পরে একটা যে ব্রেক, তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাদেরকে কিন্তু পেপার পড়ার যে বিষয়টা, এটা কিন্তু পড়তেই হচ্ছে। তো এটা একটা দারুণ রুটিন আমি বলবো। তো সেক্ষেত্রে আসলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, পারফেক্ট যে সকালটা, এর অর্থটা আসলে আপনি মানে কিভাবে দেখেন?
একদমই।